উম একদমই ঠিকই বলেছেন।
এবং পরিবারের মধ্যে দেখবেন যে যখন আপনার একটা পরিচয় থাকবে, যখন আপনার একটা কা নিজের আপনি নিজের পায়ে দাঁড়াবেন, self dependent হবেন, তখন কিন্তু শুধুমাত্র বাইরের লোক না, পরিবারের থেকেও কিন্তু আলাদা একটা সম্মান এবং ভালোবাসা আপনার জন্য আপনি দেখতে পারবেন।
হুম, হুম। উ জ্বী, জ্বী, জ্বী। অ্যা দে হ্যাঁ সেটাই যে যারা হয়তো খারাপ বলছিল আপনার একটা কোন পেশার আ ঢুকলেন আপনি নিজের পরিচয় ক গড়ে তোলার জন্য, সেটা হয়তো তারা পছন্দ করলো না। কিন্তু সেখান থেকে যদি আপনি দেখেবেন যে সাফল্য পেয়ে গেছেন, বেশ ভালো হচ্ছে আপনার, হ্যাঁ? তখন সেই লোকগুলোই কিন্তু আবার অন্যকে গল্প দিবে যে, "আমার এলাকার মেয়েটা এরকম সে খুব ভালো করেছে এই কাজটা করে।" আপনার দেখে কিন্তু আরও অনেকেই কিন্তু খুবই আগ্রহ হবে। প্রভাব পড়বে সেই সমাজটার উপরেই সব থেকে আমি বলবো। তার আসলে ওই যে কথায় বলে না? আ যে, "সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।" আ হ্যাঁ এটাও একটা বিষয় আছে যে, আমার আ অনেক সময় যে পরিচয় আমি গড়ে ধরবো। আমার একটা নতুন একটা পরিচয় হবে। আমরা চিন্তা করে একটা ভালো চাকরি করবো, একটা উদ্যোক্তা হব। আবার এ অনেকের স্বপ্ন থাকে বিভিন্ন রকম যে, গড়ে এগুলো ভাঙার জন্য কিন্তু নেতিবাচক কিছু মন মানসিকতারও মানুষজন থাকে আমাদের চারপাশে। তো সেগুলো অবশ্যই দূরে থাকা উচিত। হুম।
উম-জী। জ্বী। জ্বী। উম-জ্বী। উম-জী। উম-জী। হুম। ঠিক বলেছেন। অসৎ সঙ্গে সর্বনাশ। হুম। ঠিক। উম-জ্বী। জ্বী। জ্বী। হুম। উম জ্বী। ঠিক, ঠিক। এবং একটা জিনিস আপনি